এই যে আমি আমার ক্ষেত্রে আমি এটাই করি আসলে চেষ্টা করি যে আমার কিছু সমস্যা হচ্ছে যে কারণটার জন্য হচ্ছে সেই কারণটা মানে মূলে যে সেটাকে নির্মূল করা। মানে আমার মনে হয় যে যা কিছুই আমার সমস্যা ধরেন আমার কোনো বন্ধুর উপরে মন খারাপ। তো সেই দিক থেকে আমি মানসিক চাপ অনুভব করছি। তাহলে আমার ওই বন্ধুর সাথে বিষয়টা সর্ট আউট করতে হবে। আমার টাকা পয়সার দিক থেকে সমস্যা? তাহলে আমি এই টাকা পয়সার সমস্যাটা আসলে আমার কোত্থেকে আসতেছে? চাপটা কোত্থেকে আসতেছে। যদি হয় পরিবার থেকে, তাহলে আমার পরিবারের সাথে কথা বলতে হবে। যদি হয় আমি ঋণে জর্জরিত তাহলে আমাকে কোন একটা প্যাসিভ ইনকাম সোর্স এর ব্যবস্থা করতে হবে যাতে আমি আমার ঋণটা ফেলতে পারি। তাই না? তো আমার মনে হয় ঐ যে যেকোনো চাপের মূলে যে আমরা যদি সেটাকে স সমাধানের চেষ্টা করি তাহলে আসলে খুব সহজে এটাকে মোকাবেলা করা সম্ভব।
আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হু, হু। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ঠিক বলেছেন আসলে হু, হু। <clears throat>